আসলে দেখা যায় কি আমরা যেকোনো একটা ইভেন্ট এর আগে একটু ক্রস চেক করি। যেরকম আ আমার হচ্ছে গিয়ে কাজিনের যখন এনগেজমেন্ট এর কথা হয়, এটা আমরা মোটামুটি বলা যায় অ্যা ডালা থেকে শুরু করে শপিং মানে আ মেয়ের বাসায় হচ্ছে গিয়ে, সবকিছু দিয়ে আসার একটা যেহেতু মেয়ের আমাদের ছেলেপক্ষ, তো আমরা হচ্ছে সবকিছু তো দিয়ে আসার একটা ব্যাপার থাকে। তো মোটামুটি বলা যায় শপিং শেষ হয়েছে ২ সপ্তাহ আগে। ১ সপ্তাহ ধরে আমরা জাস্ট জিনিসগুলোকে গুছিয়েছি। গুছিয়ে বারবার চেক করেছি যে কোথাও কিছু মিস হয়ে গেলো কিনা। কিংবা জিনিসটা একটু সুন্দর করে করা গেলো কিনা। এরপরে যেটা করি যে মুরুব্বিদের সাথে এড করি আমরা। যে দেখো যে এখানে আর কিছু করলে ভালো লাগবে কিনা? তোমরা কি চিন্তা করছো? এতে যেটা হয় না যে মুরুব্বিদের মধ্যেও আ একটা হয় যে কষ্ট লাগে না যে আমাদেরকে রেখে করছে। কিংবা আমাদের গুরুত্ব দিচ্ছে না আমাদের কথার। এই জিনিসটা কখনো হয় না। তাদের কাছ থেকেও আমরা সাজেশন নেই। তারাও আমাদেরকে জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে বলে। কারণ আমরাও আসলে সবকিছু তো বুঝতে পারব না।
হু। হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বাহ! মানে তাদেরকেও একটা ইনভলভমেন্ট এর মধ্যে রাখা। যেন আ তারা নিজেদেরকে বার্ডেন মনে না করে।
হ্যাঁ। আসলে মেইন জিনিস গুলো তাদেরকে দিয়েই করানো।
বাহ! খুবই কিন্তু চমৎকার যে, মুরুব্বিদেরকে দিয়েও তাদের আইডিয়া নিচ্ছেন, আপনাদের আইডিয়াও রাখছেন। আ দুজনের মতামত নিয়ে ভালোভাবে এই প্রোগ্রাম টা আসলে সম্পন্ন করার চেষ্টা করা। এই বিষয়টা কিন্তু খুবই ভালো। এতে করে কিন্তু বোঝাই যাচ্ছে যে, আ পরিবারের মুরুব্বিরা যারা একটা সময় আ বড়, বড় ডিসিশন নিত। তারা এখন পর্যন্ত আপনাদের পরিবারের মধ্যে আ এই যে সিদ্ধান্ত নেয়ার যে ই একটা ব্যাপ বিষয় থাকে। সেটা এখনো আছে। তো ধরুন এই যে আ
হু, হু। জ্বী, জ্বী। জ্বী, আসলে সবচেয়ে মজার ব্যাপার যদি বলি যে আ যে আমার কিন্তু এখনো নানু আছে। তো আ দেখা যায় সবকিছু শেষ হওয়ার আগে হয়তোবা উনি ওভাবে জিনিসটা বোঝে না। যেহেতু তার ১০০ বছরের উপরে হয়ে গিয়েছে। তারপরেও দেখা যায় যে ওনাকে আমরা সবকিছু বলছি, যে "নানু এটা না এভাবে না করতে যাচ্ছি, এভাবে করতে যাচ্ছি। যে আসো একটু দেখো। এই যে শপিং করে নিয়ে আসছি।" তাকে দিয়ে আসলে সব কিছু শুরু করানো, কিংবা সবার ফার্স্ট এ শপিং গুলো এনে তার সামনেই রাখা। যে "দেখো এটা নিয়ে আসছি। এটা দেখো। এটা এভাবে করেছি।" মানে ওনার কাছে যাতে কখনো এরকম ফিল নাই হয় যে উনি আসলে পিছনে পড়ে গেছে। কিংবা একা হয়ে গেছে, উনাকে কেউ পাত্তা দিচ্ছে না। এই যে উনি নাতির ঘরের পুতির বিয়েও পর্যন্ত দেখে যাচ্ছে। এটা নিয়ে আমরা খুবই মজা করেছি। যে উনি আসলে আল্লাহ উনাকে হায়াত দিয়েছে।
হু। উ। হু। হু, হু। বাহ! হু, হু। <chuckles> আচ্ছা।